আমি না আসলে বেশ কিছুদিন ধরেই একটা ব্যাপার নিয়ে আ কিছু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এখান থেকে যে আসলে কীভাবে একটা সমাধানের পথে আসা যায়, সেটা বুঝে উঠতে পারছি না। সবকিছু আমার কাছে অনেক বেশি কঠিন লাগছে, এবং আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে, আ খোলামেলা যে কথা বলব, সেটাও আসলে সম্ভব হচ্ছে না। তো এই যে একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি সেটার জন্য দেখা যাচ্ছে যে, আ একটু আ মানসিকভাবেও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। তো এই ক্ষেত্র থেকে আসলে কি করা যায়, যদি আমাকে একটু সাহায্য করতেন?
হু, হু। বুঝতে পেরে বুঝতে পেরেছি। আসলে আপনি যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যে সময় পার করছেন, আপনাকে বেশ চিন্তিত মনে
হুম।
আর, চাচ্ছেন এই সময় থেকে যতটা দ্রুত সম্ভব বের হয়ে আসার। আ আচ্ছা, আমাকে বলবেন যে, আপনি কী নিয়ে এত ভাবছেন?
জি, একদম। উম নিশ্চয়ই। আসলে, আহ এখন তো দেখা যাচ্ছে সবাই <clears throat> অনেক ভালো, ভালো ফ্যাশন করছে, বা দেখা যাচ্ছে যে আ ভালো একটা lifestyle maintain করছে। তো আমিও চাচ্ছিলাম আসলে একটা ভালো একটা ফ্যাশন আ নিজের ভিতর নিয়ে আসার জন্য। আ কিন্তু না, আসলে দেখা যাচ্ছে আ ব্যাপারটা আমার বাজেটের মধ্যে হচ্ছে না। আবার দেখা যাচ্ছে, কাউকে যদি কিছু একটা উপহার দিতে চাই, তখনও আসলে বাজেটের মধ্যে, যে আসলে উপহারটা দিবো, সেটাও আসলে আ খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো এই যে ২ টা এক অবস্থান, এই অবস্থানটা নিয়ে দেখা যাচ্ছে আমি একটু আ জটিলতার মধ্যে ফেঁসে গিয়েছি। তো এখান থেকে না আসলে আমি বের হতে চাচ্ছিলাম। তো এটা নিয়ে মূলত হচ্ছে আমার একটু দুশ্চিন্তা এবং দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে।
হু, হু। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা। আপনি এই যে বাজেটটা যে আপনার হচ্ছে না, সেটা কোন বিষয়ের ক্ষেত্রে? মানে হয় না যে, পোশাক-আশাকের ক্ষেত্রে? নাকি আপনি যে ও গ গিফট দিচ্ছেন বা উপহার দিতে চাচ্ছেন সেটার ক্ষেত্রে? মানে কোন বিষয়টাতে আপনাকে বেশি বেশি মনে হচ্ছে যে আপনি পেরে উঠছেন না?
উ হুম। উম আমার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে, উপহারের যে ব্যাপারটা সেটাও থাকছে। পাশাপাশি পোশাকের যে একটা ব্যাপার নিজের জন্য, সেটাও কিন্তু এসে পড়ছে। কারণ একটা আ ড্রেস কিনতে গেলে দেখা যাচ্ছে যদি আমি ব্র্যান্ড এর কথাই বলি। আ দেখা যাচ্ছে একটা ড্রেস কিনতে গেলে আমার ৳৫ থেকে ৳৬,০০০ খরচ হয়ে যাচ্ছে। সেটা হোক Aarong এর, অ হোক অ হচ্ছে Sailor এর অথবা দেখা যাচ্ছে, আরো যে ভালো, ভালো ব্র্যান্ড, দেশীয় ব্র্যান্ড গুলো আছে। সেখান থেকে কিনতে গেলে দেখা যাচ্ছে মানটা ভালো থাকে। কিন্তু আসলে আ বাজেটটা আসলে পার হয়ে যায়। আবার কাউকে যে আসলে কিছু উপহার দিবো, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চেষ্টা করি সবসময় আ ব্র্যান্ড এর থেকেই গিফট দেওয়ার জন্য। তো সেটাও দেখা যায় আসলে একটু খরচটা বেশি হয়ে যায়। তো আহ উম মানে বাজেট এর মধ্যে যে আসলে একটা ভালো মানের উপহার খুঁজে পাবো বা নিজের জন্য কিনবো পোশাক। সেটা না আসলে আমার কাছে একটু খুঁজে পাওয়াটা অনেক কঠিন হচ্ছে। তো এক্ষেত্রে আসলে আ কি করতে পারি বা কোথায় আসলে বাজেটের মধ্যে জিনিসগুলো পেতে পারি? সে ব্যাপারে যদি একটু সাহায্য করতেন।
হুম, হুম। আচ্ছা। হুম। হুম, হুম। জি, জি, জি। দেখুন বাজেটের মধ্যে যেমন আপনি আড়ং এর কথা বললেন। ঠিক আছে? আড়ং এর আ আড়ং কাপড় বলে কিন্তু মিরপুরে আপনি জানেন কি না মিরপুরে ১০ নাম্বারে কিন্তু একটা মার্কেট আছে। ঠিক আছে? সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যে আড়ং আ ওরা যেই ধরনের অ কাপড়গুলো বিক্রি করে, ঠিক আছে? বা যেই ধরনের জামাগুলো বানাচ্ছে। আপনি যখন যাচ্ছেন একটু ধারণা নিয়ে নিলেন আড়ং এ গিয়ে যে এটা থেকে এইভাবে করা যেতে পারে। তো এমনটা করে আপনি যদি এখান থেকে কাপড় কিনে নিয়ে আপনি নিজের দর্জিকে দিয়ে বানিয়ে নেন এ মানে একদম হুবহু তো আর হবে না। আপনি যদি একটা মানে কাছাকাছি যদি একটা জায়গায় যেতে পারেন যে ওই কাপড়টা দিয়ে বা ওই রঙের কাপড়টা নিয়ে বা ওই ফ্যাব্রিকটা নিয়ে যদি ওই ম্যাটেরিয়ালের ফ্যাব্রিকটা দিয়ে যদি আপনি কাছাকাছি একটা জামা বানিয়ে নিতে পারেন। আর দর্জিকে দিয়ে যদি আপনি কাজ করিয়ে নিতে পারেন যে ওইরকম ডিজাইনের। তাহলে দেখবেন যে আপনার কিন্তু একটু কষ্ট হলেও মানে হয়তো আপনার জিনিসগুলো খোঁজার জন্য যে যেতে হবে মার্কেটে। সেটা ছাড়া আপনার কিন্তু খরচটা অনেকটা কমে যাবে। আপনি যেহেতু বললেন ৪-৫ হাজার টাকা মানে চিন্তা করলে কিন্তু কম না এবং সেই অনুযায়ী যদি আপনি দেখা যায় না যে ব্র্যান্ডেড পোশাকই যে পরতে হবে সেটা থেকে একটু যদি বাহ আলাদা হয়ে চিন্তা করেন। যে পোশাক আপনাকে যেটা আরাম দিচ্ছে, আপনাকে যেটা দেখতে ভালো লাগছে, পরে আপনি ভালো বোধ করছেন তেমন পোশাকটা যদি নেন, দেখবেন যে বাজেটের মধ্যেও কিন্তু ওভাবে চলে আসে।
জি। হু, হু। জি। হু, হু। জি। হ্যাঁ। হু, হু। জী। হু, হু। বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে আ এভাবে কিন্তু চিন্তা করে দেখিনি। আহ আপনি যেটা বললেন আসলে মিরপুর ১০ এ আ যাওয়ার কথা বা সেখানে যদি আমি একটু খুঁজে দেখি আসলে আমি হয়তো সে ধরনের কাপড়টা কিনে আ দেখা যাবে হয়তোবা আমি কম দামেও পাচ্ছি এবং আ দরজিকেও আসলে খুব বেশি একটা টাকা হয়তো আমাকে দিতে হবে না। তো আমার মনে হয় আমি হয়তোবা ২-৩ হাজার টাকার ভিতরেই আ একটা ড্রেস হয়তো কমপ্লিট করতে পারবো। তো এই ব্যাপারটা আমি অবশ্যই খেয়াল রাখবো। তো এটার পাশাপাশি আমি যদি একটু বলি যে আমি কিন্তু আসলে আহ এই যে অফলাইন কেনাকাটার পাশাপাশি অনলাইনেও কেনাকাটা করে থাকি। তো অনলাইনে প্রোডাক্ট কিনতে গেলে দেখা যাচ্ছে যে আ সুন্দর, সুন্দর আ ড্রেস আমি দেখতে পাই। যেমন পাকিস্তানি ড্রেস গুলো আছে। হ্যাঁ? তো সেগুলো না আবার অফলাইন এ যখন খুঁজতে যাই, তখন তেমন একটা পাই না। তো অনলাইনে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে, সেখানেও স্টক আউট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি আসলে অনলাইনটা আসলে prefer করি, তো আমাকে আসলে দামের আ দিক থেকে কোন জিনিসটা আসলে খেয়াল রাখা উচিত? সেক্ষেত্রে কি আমি আসলে বেশ কয়েকটা পেজ এ আ দামটা আসলে একটু যাচাই-বাছাই করে দেখবো? মানে সেটা কি আসলে ভালো হবে?
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। অবশ্যই মানে কারন কি আপনি তো আ অনলাইনে হয় কি? অনেক সময় বেশি দাম দেওয়াই থাকে। মানে এইভাবে কিন্তু দেখবেন যে বিভিন্ন পেজে একই জিনিস, হ্যাঁ? তারা তো ঘুরেফিরে কিন্তু একটা সোর্স থেকেই কিন্তু তারা আনেন কাপড়গুলো। যে এমন না যে অমুকে আনবে এক জায়গা থেকে, আরেকটা অনলাইন পেজ আনলো আরেক জায়গা থেকে সেটা না। মানে ঘুরে ফিরে কিন্তু দেখা যায় যে তে এক টা সোর্সটা কিন্তু একটাই থাকে। সেখান থেকেই তারা বিভিন্ন জায়গায় distribute হয়ে যায়। এটা মানে এটা ব্যবসার ক্ষেত্রে আ স্বাভাবিক। তো আপনি যেটা করতে পারেন, বিভিন্ন যে পেজগুলো আছে সেখানে দামটা তো অবশ্যই যাচাই-বাছাই করলেন, এবং সেখানে রিভিউটা দেখে নিলেন, তারপরে যিনি বিক্রি করছেন তার সাথে আলাদা যদি আপনি কথা বলেন চ্যাটবক্সে যে, "হ্যাঁ আপনার প্রোডাক্ট আমি দেখেছি" এই প্রোডাক্টটার মানে গুণগত মান দিক থেকে সবকিছু মিলিয়ে যদি মনে হচ্ছে যে, হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি প্রোডাক্টটা কিনবেন। যদি মনকে শান্ত করতে পারেন, যে হ্যাঁ প্রোডাক্ট টা কিনবেন তাহলে তো কিনে ফেললেন। কিন্তু রিভিউ টা আগে একটু যাচাই করে নিতে হবে যে, আসলে এই প্রোডাক্ট টা অন্য কেউ কিনেছে কিনা? বা আপনার পরিচিত কেউ কিনেছে কিনা? আপনার বন্ধু-বান্ধবের মধ্যে কেউ কিনেছে কিনা? যদি তাদের কাছে থেকে জেনে authentic এর ব্য হতে পারে, যে এই পেজটা আসলেই genuine পেজ। এরা যেই প্রোডাক্টটা দিচ্ছে সেটা genuine প্রোডাক্ট দিচ্ছে। তো তেমন কিছু পেজের সন্ধান যদি আপনি পেতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে কিন্তু আপনি অনায়াসে নিতে পারবেন প্রোডাক্টটি।
উহু। জি। উহুম। জি। হুম, হুম। জি। হু, হুম। জি এম একদম, একদম। আসলে হ্যাঁ, ঠিকই বলেছেন। আ অনলাইনে কেনাকাটার ক্ষেত্র থেকে রিভিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আহ আপনি আসলে যেভাবে বললেন যে, আসলে আমি যদি একটু খোঁজ খবর নিয়ে দেখি যে <clears throat> কোনো রিভিউ আছে কিনা বা, আমার পরিচিত কেউ কিনেছে কিনা? তাহলে কিন্তু আসলে আমার তখন আর কেনার ক্ষেত্র থেকে আ দেখা যাচ্ছে যে কোন সন্দেহ থাকবে না। অনেক সময় তো হয় এরকম যে আসলে একটা প্রতারণা করার প্রবণতা থাকে। যে দেখাচ্ছে একটা দিয়ে দিচ্ছে একটা। তো সেক্ষেত্র থেকে কিন্তু আমি কিছুটা সিকিউর থাকতে পারব। তো এছাড়াও কি আসলে ভালো আ বাজেটের মধ্যে আ জিনিসপত্র যদি কিনতে চাই, সেক্ষেত্রে আর কিছু পরামর্শ কি আপনি আমাকে দিতে পারেন?
জি, জি। হ্যাঁ, বাজেটের মধ্যে পরামর্শ হচ্ছে কি, কি? অ প্রথমত, আপনি যখনই কিনবেন যে এমন না যে, আ আপনাকে একদম ব্র্যান্ডেড জিনিসই হতে হবে। অনেক কিন্তু আছে যে আপনার ২য় বার ব্যবহার করা এর জন্য কিছু, কিছু প্রোডাক্ট আছে না? যে আ আ আলমারিতে হয়তো পড়েই থাকে, সেটা ব্যবহার করা হয় না। সেটা কাচের কাচের জিনিস থেকে শুরু করে কাচের প্লেট, বাটি থেকে শুরু করে আপনার ওভেন পর্যন্ত বা, হয় না? যে ওয়াশিং মেশিন, তারপরে হচ্ছে ভ্যাকুম ক্লিনার এগুলো কিন্তু প্রতিদিন লাগছে না। ঠিক আছে? এমনও জিনিস আছে যে আলমারিতে আপনি যদি ঘেঁটে দেখেন বা, আ আলমারি যখন গুছাতে যাবেন, দেখবেন যে একটা জামা হয়তো আপনি কিনেছিলেন, সেটা আজকে ৩ বছর হয়ে যাচ্ছে আপনি পরেননি। তো তেমন জামা যদি আপনি মনে করেন যে, হয় আরেকজনকে দিয়ে দিলেন, যার প্রয়োজন আছে তাকে দিয়ে দিতে পারেন। আর একদম নতুন হলে কিছু পেইজ আছে যারা হচ্ছে গিয়ে যে ২য় বার ব্যবহার করা জিনিসগুলো কিন্তু কিনে নেয়। কিনে এবং আবার বিক্রিও করা যায়। এমন পেইজের সাথে যদি আপনি যুক্ত হয়ে যান, বাই-সেল করাটা। যে আপনি বলে দিলেন আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিলেন। একদম তো যেই দামে কিনেছেন সেই দামে তো পাবেন না। সেটার থেকে কিছু কম মূল্য দিয়ে লোকজন কিন্তু কেনে। এমন না যে এই ব্যবসা চলছে না, এটাও কিন্তু একটা ভালো ব্যবসা। তো আপনি ওইভাবে যদি পেজগুলোর সাথে যুক্ত থাকেন, অবশ্যই আপনার মনের মতো প্রোডাক্ট কিন্তু পেয়ে যেতে পারবেন। আবার একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের তুলনা করা দামের দিক থেকে যে হয় না? যে এই দোকান থেকে কেন প্রোডাক্টটা এত দাম দিয়ে বিক্রি করছে বা, এই দোকানে কেন দামটা এত কম? তাহলেই কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে যেতে পারে।
হু, হু। হ্যাঁ। হু, হু। জি। হুম, একদম। হুম, হুম। হু, হু। এ জি। হু। হ্যাঁ। জি বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে আপনি বেশ অ সুন্দরভাবে বলেছেন বিষয়টা। আসলে দামের তুলনা করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ আমিও দেখেছি যে আসলে মাঝে, মাঝে এমনও হয় যে ১ টা সেম শাড়ি বা ১ টা জামা আমি ১ টা দোকানে দেখেছি ১ প্রাইসে। অন্য আরেকটা দোকানে কিন্তু এর থেকে বেশি বলছে আবার কমও বলছে। তো তখন কিন্তু আসলে ১ টা আ কিয়া দরদাম করার একটা ব্যাপার চলে আসে বা মনে হয় যে আসলে কোয়ালিটি টা আসলে ঠিক আছে কিনা? হ্যাঁ? বা পার্থক্যটা এত কেন? তো তখন কিন্তু আসলে আ প্রোডাক্ট টা হাতে ধরে বুঝে তারপর কেনা যায় এবং দামাদামি করারও একটা সুযোগ থাকে। তাছাড়া আসলে ওইযে আ সেকেন্ড হ্যান্ড আ হ্যান্ড প্রোডাক্ট এর কথা বললেন। হ্যাঁ, এটা আসলে বেশ ভালোই। কারণ অ অনেক সময় তো দেখা যাচ্ছে যে বাহিরের আ প্রোডাক্ট গুলোও কিন্তু বাংলাদেশে এসে সেল হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমি আ দেশের মানুষের দেশীয় প্রোডাক্ট গুলো এরকম আ সেকেন্ড বার আ ক্রয় করতে পারি বা নিজেরটাও হয়তো বিক্রি করলাম। তাহলে হয়তো আমার বাজেটটাও কিছুটা সাশ্রয় হচ্ছে এবং এখান থেকে কিন্তু আসলে আমারও উপকার হচ্ছে। আরেকজনও কিন্তু উপকার পাচ্ছে। তো এই আ এডভাইস টা আমার বেশ ভালো লাগতো। তো আমি আসলে আ ভাবছিলাম যে আসলে
হু, হু। একদম। জি, জি, জি। জি, জি, জি।
কিভাবে আসলে বাজেটটা ঠিকঠাক রেখে আসলে একটা ভালো আ জিনিস পেতে পারি, কেনাকাটা করতে পারি। তো অনেক বেশি কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আ তো আপনার সাথে কথা বলতে পেরে কিন্তু এই ব্যাপারগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেলো, এবং এখন থেকে কিন্তু আসলে কেনাকাটা করার সময় আমি এই জিনিসগুলো খেয়াল রাখব। পাশাপাশি আমার যে বাজেটটা, সেটাও কিন্তু আসলে মাথায় রেখেই তারপর কেনাকাটা করবো। তো অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি অনেক উপকার করলেন আমার।
জি। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি এই যে এত ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনলেন, এবং আমি যেই চেষ্টা করেছি পরামর্শ দেয়ার, সেগুলো আপনি মনোযোগ দিয়ে শুনলেন। এবং আশা করছি যে ভবিষ্যতে আপনি আরো সুন্দর করে গুছিয়ে আপনি বাজেট এবং ভালো জিনিস পাওয়ার যে দ্বন্দ্বে ছিলেন আপনি সেটা থেকে কিছুটা হলেও আপনার উপকারে আসবে। ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে আবার।
জি। হ্যাঁ। জি নিশ্চয়ই। হু জি অবশ্যই! ধন্যবাদ আপনাকে আবারও জানাচ্ছি।